<inhales> বেশ কিছুদিন যাবৎ একটা সমস্যায় ভুগছি আমি। আ সেটা হচ্ছে উম মানে কোন কাজেই আর ঠিকমতো করতে পারছি না, মনে হচ্ছে যে একটা অপরিকল্পিত বা আ রুটিনবিহীন একটা লাইফ আ যাপন করতে হচ্ছে আরকি। তো এই সমস্যাটা কেন হলো সেটাও ভাবছিলাম নিজেই এই যে, হঠাৎ করে কেন আমার এতো সমস্যা মনে হচ্ছে। যে, চব্বিশ ঘন্টায় আগে যেভাবে চলতাম ঠিক সেইভাবে চলতে পারছি না।
তাই।
তো বেশ সমস্যার মধ্যেই আছি আরকি তখন মনে হচ্ছে যে, আমি একটু কারোর সাথে একটু আলাপ করি সমস্যাটা নিয়ে যে আমার অ্যা কেন আমি সমস্যা মানে আগের মত ঠিক চলতে পারছি না? তো সেক্ষেত্রে।
হুম, হুম। না, আপনি তো আসলেই মনে হচ্ছে একটু সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন। আপনার গলার আওয়াজে মনে হচ্ছে যে কিছু একটা মানসিক চাপ হয়তো সৃষ্টি হয়েছে আপনার জীবনে। আসলে সমস্যা তো আমাদের সবার জীবনেই থাকে যদি সত্যি কথা বলি। সমস্যাটা সমাধানটা একটু ইতিবাচক থেকে হয়তো সমাধানটা খুঁজে বের করতে করাটাই লক্ষ্য হবে আরকি। তা আপনি যদি একটু খুলে বলেন আসলে কী হয়েছে? হঠাৎ করে আপনার মানে ইয়ে হঠাৎ করেই কিছু হয়েছে? নাকি আ অনেকদিন ধরেই হচ্ছে? মানে কী একটা হয়েছে আপনার জীবনে যে কারণে আপনার রুটিনটা একটু হয়ে যাচ্ছে বা চ সমস্যা হচ্ছে?
হুম। জি, জি, একদম। খো জি, সেটাই, সেটাই। হ্যাঁ, হ্যাঁ, সে। হ্যাঁ, হঠাৎ, জি, অবশ্যই সেটার জন্যই আ হঠাৎ করেও ঠিক হওয়া না। আ ক্রমান মানে কী বলবো? ধারাবাহিকভাবে হওয়া সেটা বলা যায়। আ কিন্তু কাজটা হলো কী? মানে আমি আমার অফিসিয়াল বিষয়ে কথা বলতে চাচ্ছি আসলে। যেটা হচ্ছে যে, আ পদোন্নতির কারণে দায়িত্বটা বেড়ে গেছে অনেক। হ্যাঁ, তো আগে যেমন হচ্ছে ৯ঃ০০-৫ঃ০০ অফিস করতাম সেইটা মাথায় রেখে সংসারের শুরু-শেষ বা অন্যান্য কাজ করতাম। সেই জিনিসটা নেই, আমি খেয়াল করলাম যে সেই জিনিসটা নেই। এই পদোন্নতির কারণে এখন হচ্ছে যে কোন টাইমটেবল নেই।
হুম, জি। আচ্ছা। হুম, হুম।
কোন টাইমটেবল নেই, কোনদিন হতো হয়তো ৭ টায় চলে যেতে হচ্ছে আর ফেরার টাইমতো কোনদিনই নেই। অনেক সময় দেখা যাচ্ছে যে আমি আ ফিরবো সব রেডি উঠে দাঁড়িয়ে আছি এমন সময় হঠাৎ করে কোন মেইল আসলো বা কোনো প্রবলেম একেবারে ফেস টু ফেস আসলো সেটা সলভ না হওয়া পর্যন্ত আর বের হতে পারছি না। তো এই, এই রুটিন একেবারেই আ বলা চলে যে রুটিনের একটা প্রচণ্ড পরিমাণে ধস নামা আরকি একেবারেই রুটিন মাফিক জীবনযাপন হচ্ছে না। না খাওয়া-দাওয়া, না ঘুমানো, আম না অন্যান্য। তো সেই কারণে তো আমার যেহেতু কোন কিছুই নিয়ম মাফিক হচ্ছে না, তো বয়সটাও তো থেমে নেই। আ সেই কারণে হচ্ছে শরীরটাও খারাপ থাকে, পাশাপাশি মেজাজটা খারাপ হয়ে যায়। মেজাজটা খারাপ হলে কাজকাম কোনদিকেই ভালো হয় না। তো আমি সেরকম ভেবে ভাবছিলাম যে কী করে আমি সবদিকেই তো ব্যালান্স করতে হবে যে কথাটা আপনি একটু আগে বলছিলেন আসলে এগুলো জীবনের পার্ট একটা সেটা বুঝি। কিন্তু তারপরেও কিছুটা সুস্থ স্বাভাবিক আগের মতো একেবারে যে ঠিক আছে ৭-৮ ঘন্টা ঘুমালাম, তারপরে উঠলাম, তারপরে ব্রেকফাস্ট করলাম বা যেরকম ও সাজানো-গোছানো জীবন বলি সেটা হচ্ছে তো নাই তাও না হোক তবুও যেন কিছুটা আ স্বস্তিতে, সুস্থতার সাথে জীবনটা মানে ২৪টা ঘণ্টা পার করতে পারি প্রতিদিন। এরকম মনে হচ্ছিল যে কাউকে একটু কথা বলে যদি একটু পরামর্শ পেতাম, হেল্প পেতাম তাহলে আমার জন্য একটু ভালো হতো আরকি। এটা আমি শেয়ারও করতে পারছিলাম না কারো সাথে যে কী কারণে কী হচ্ছে আমার?
আচ্ছা, আচ্ছা। জি। হুম। জি। হুম। জি। জি, জি। না, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। না আপনারটা তো আসলে একটু উভয় সংকট ধরনের সমস্যা। ১ম ত আপনাকে অভিনন্দন। আপনার পদোন্নতি হয়েছে এটা তো বড় ব্যা এটা কিন্তু আসলে একটা সুখবর। আপনি যে আপনারটা একটু আমি উভয় সংকট টাইপ বলছি কারণ আপনার আসলে এটা হওয়ার পরে দেখা যাচ্ছে আপনার নিজের জীবনে কিছু তো ইতিবাচক পরিবর্তন অবশ্যই এসেছে কিন্তু একইসঙ্গে কিছু নেতিবাচক পরিবর্তন চলে আসছে। আপনার রুটিনটা নষ্ট হয়ে যাচ্ছে এবং স্বাস্থ্যগত এটা তো আসলে আপনি অ্যাঁ পরিবারকে সময় দিতে পারছেন না। আমরা তো পরিবারের জন্যই সবকিছু করি। সেটাও একটা সমস্যা আবার আ নিজের স্বাস্থ্যের নিজেকেও সময় দিতে পারছেন না। সেটাও আসলে মানে এটা টানা অনেকদিন হয়ে থাকলে কিন্তু আসলে একটু হল সংকটের ব্যাপার।
থ্যাংক ইউ। আন জি। জি, জি, জি। একদমই। জি, জি।
উ আপনি খুব আ মানে আমি এদিক দিয়ে আপনাকে অবশ্যই বলব যে আপনি তো নিজে থেকে এটা নিজেই ধরে ফেলতে পেরেছেন। সবচেয়ে বড় সমস্যা সমাধা যেহেতু সমস্যাটা ধরে ফেলতে পেরেছেন সমাধান হয়েই যাবে। আপনি যদি কিছু মনে না করেন আরেকটু কিছু বলবেন নাকি মানে কবে এই পদোন্নতিটা হলো বা দিনের কোন অংশতে সাধারণত সবচেয়ে বেশি এই হ্যাঁ, সমস্যা মানে ব্যস্ততাটা হঠাৎ বেড়ে যায় বা আপনি নিজে কি, কি ধরনের চেষ্টা চালিয়েছেন এখন পর্যন্ত?
এ জি। হ্যাঁ কবন পহ পহ জি, জি পদউন চেষ্টা চালিয়েছি। হ্যাঁ, সেটা ঠিকই বলেছেন। পদোন্নতি হয়েছে বেশ কয়েক বছর। আ কিন্তু গত ১ বছর ধরে খুব বেশিই চাপ অনুভব করছি। যার কারণে বুঝতে পারছি। যেমন ধরেন আজ আমার কলিগ বলছিল যে আ ম্যাডাম আপনার কিন্তু ঠিকমত খাওয়া-দাওয়া এবং রেস্ট এর দরকার। আপনার চেহারায় আগের মত সেই প্রফুল্লতা দেখা যাচ্ছে না। এটা তো ভালো লক্ষণ না। তো হাসিমুখে কথা বলি, সবার সাথে সেটা ঠিক আছে। কিন্তু গত ১ বছর যাবৎ হ্যাঁ, চেষ্টা কিছুটা করছি। চেষ্টা করছি না তাও না। কিন্তু ওই যে বললাম হঠাৎ, হঠাৎ আর এখন যে বিষয়টা হয়েছে সেটা দেখছি আমি যে মানসিক চাপটাও বেড়ে গেছে অনেক। মানসিক চাপটাও বেড়ে গেছে কারণ উর্ধ্বতন কর্তৃপক্ষ কখন কি চাচ্ছে তথ্য এই ১ ঘন্টাও সময় নেই হয়তো সবাই অফিস থেকে চলে গেছে বাসায় তখন আবার সবার সাথে যোগাযোগ করা, আবার তথ্য ম্যানেজ করা, আবার সেটা দেওয়া। অনেক সময় হচ্ছে কি অফিসে যাওয়া লাগছে না হয়তো। কিন্তু না গেলে কি হবে? বাসাতেই তো করতে হচ্ছে সবার সাথে যোগাযোগ। মানে সব সময় মেন্টালি ফ্রি একটা সময় কাটানো সবার সাথে। সেই সময়টা পাওয়া বেশ, বেশ দুষ্কর হয়ে যাচ্ছে। তো এই চাপটা বেড়েছে। এই চাপটা থেকে যে কিভাবে কি করে হ্যাঁ, নিজে, নিজে একটুখানি যে আপনার চেষ্টা করি না যেমন যে কথা আপনাকে বলছিলাম যে ফোন, মেসেজ এই তথ্য এখনই লাগবে। হ্যাঁ, সেটা আবার হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া। এই কারণে মাঝে, মাঝে করি কি যে অফিস থেকে আসার পরে যদি একটু রেস্ট নেই, তাহলে হচ্ছে আমি ওটা ফোনটা সাইলেন্ট করে রাখি যাতে আমি কোন নোটিফিকেশনের আওয়াজ কানে না আসে। কিন্তু এতে হয়েছে কি দেখা গেছে যে আমি একবার একটা খুব গুরুত্বপূর্ণ নোটিশ আ মিস করে গেছি। তার জন্যে আবার একটু সমস্যা পড়তে হয়েছে। তো এই যে আপনি বলছিলেন উভয় সংকট, আমার তো মনে হয় উভয় চতুর্মুখী সংকট আরকি যাচ্ছে। অ্যা তারপরেও ভালো থাকার চেষ্টা করি। তারপরেও মনে হচ্ছিল যে আরো একটু আ গোছানো কোন পরিম পরামর্শ পেলে বোধহয় আমার আরেকটু ভালো হত। সেই আ কারণেই আপনার কাছে একটু পরামর্শ চাওয়া আমার।
আচ্ছা, আচ্ছা। হুম। অবশ্যই। হুম। জি। হু, হু। জি। হু, হু। উহুম। আর <laughs> হ্যাঁ, অনেকটাই। জি। না না, আমি দেখি, আপনাকে যদি সাহায্য করতে পারি, অবশ্যই করব। আ <clears throat>
উম জি, থ্যাংক ইউ।
আপনি তো আসলে পরি যেহেতু পদোন্নতিটা ৩-৪বছর হয়েছে কিন্তু ব্যস্ততাটা বেড়েছে গত ১ বছর। তার মানে, কিছু না কিছু বড় পরিবর্তনের মধ্যে দিয়ে হয়তো আপনি যেইখানে কাজ করছেন, তারা যাচ্ছে আসলে। হ্যাঁ? আর পরিবর্তনটা কিন্তু সাধারণত ক্ষণস্থায়ী হয়। সাধারণত মানে, ওয় এত বেশি সময় ধরে চলা উচিত না। হয়তো কোন কারণে আপনার উপর চলছে। এটার ২টা এ হতে পারে। ১টা হলো গিয়ে, আপনি এত ভালো কাজ করছেন, এত বেশি প্রেশার নিচ্ছেন বলে আরো প্রেশার আসছে। এটা কিন্তু হয়, হ্যাঁ, এখানে হ্যাঁ। জি, একজন কিন্তু যে যে হয়তো আপনি উম উম বুঝিয়ে দিয়েছেন যে, 'না, আমাকে যাই আসুক আমি সামলে নিবো।' এটা হয়তো ওদের ইয়ে যে, আপনার প্রতি যেই আশা বা যেই পরিমাণ চাহি উম চাহিদা সেটা বাড়িয়ে দিয়েছে। তো, আমার মনে হয় এইটাকে একটু আসলে উম বাস্তবসম্মত করে ফেলাটা জরুরি একটা সময়, যে আপনি হয়তো আপনার উর্ধ্বতন যারা আছেন, তাদের সঙ্গে একবার কথা বলে দেখতে পারেন, যে ব্যস্ততা এতটা বেড়ে গেছে গত ১-দেড় বছর ধরে তা হয়তো আমার এমন হতে পারে যে আপনার হেল্পিং হ্যান্ড লাগতে পারে, এমন হতে পারে আপনার নিজের সময়টা একটু উনারাও বুঝবেন, উনারা অত এই কাজটা করেই এসেছেন। উনারাও কিন্তু বুঝবেন। আপনি এটা চেষ্টা করে কিন্তু দেখতে পারেন।
জি, জি, জি। জি। জি, একদম। সেটাই। হ্যাঁ, সেটা একটা কথা মন্দ বলেননি। জি, জি, একদমই ঠিক বলেছেন। হুম। জি, জি। জি। হ্যাঁ, এটা আপনি চমৎকার বলেছেন আসলে। আ যে ওটা আমার মনে আমি চিন্তা করছিলাম আপনার কথা শুনে। যে হ্যাঁ, আমি আসলেই আমি যখন যে দায়িত্বটা আমার উপর অর্পিত থাকে একেবারে নিখুঁতভাবে এবং আ নির্ধারিত সময়ের মধ্যে করার চেষ্টা করি এবং সেটা সবাই বুঝে গেছে যে আমাকে দায়িত্ব দেয়া হলে সেই দায়িত্বটা পালন আমি অ্যা any how দায়িত্বটা পালন করবো ঠিকই বলেছেন। আ হ্যাঁ, এই বিষয়টা একটু আলাপ করা দরকার। আর সেই সাথে আপনি ঠিকই বলেছেন। আপনার কথা শুনতে, শুনতে আমি নিজেও ভাবছিলাম যে একটু যদি আমার ভিতরে একটা ত্রুটি আছে আমি কারোর উপর আস্থা রাখতে পারি না। ধরেন অন্য কাউকে দিয়ে করালাম সেই কাজটা কতক্ষণে মানে কতটুকু আ সঠিক হবে সেটা আমার মনে একটু সংশয় থেকে যায়। এজন্য দেখা যায় যে, কাউকে দায়িত্ব দেওয়ার পরেও আমাকে আমি যাচ্ছি, দেখভাল করছি বা ফিডব্যাক চাচ্ছি মানে মাথা থেকে ওটা ঠিক বের হয় না। অ্যা তো এ সেটাও ওই যে, যে যতো কাঁধে নিবে তার কাঁধে ততো বেশি তো এটা আপনি একটা চমৎকার বলেছেন আসলে। আর আমাকে যদি রুটিনের বিষয়ে একটু হেল্প করতেন যে কি করে আমি একটু এই ২৪ ঘন্টা কি ৪৮ ঘণ্টা বারিয়ে কাজ করতে পারি। হ্যাঁ। সেরকম একটা বিষয় হলে। মানে এতো কষ্টের মধ্যেও হাসি পাচ্ছে আরকি করে? আমার সেই
আচ্ছা। উম জি। বুঝতে পেরেছি। উ হু, হু। <chuckles> এক্ষেত্রে আপনি জি, জি। আরো না, না এত কষ্টের মধ্যে অবশ্যই আপনাকে নিজের জন্য কিছু সময় বের করতেই হবে। আমি বলব যে দিনে যেটুকু সময় ফাঁকা পান সেটাই নিজের জন্য একটু হলেও বের করে নিয়ে। এ্যা হ্যাঁ, রুটিন এ এবং রুটিন এ ২ টা জায়গায় একটু কঠিন হয়ে যান। যে ধরেন রাত ১০ টার পরে কোনোভাবেই কাজ করবেন না বা রাত ৯ টার পরে কোনোভাবেই কাজ করবেন না। সেটা বাসায় হোক, অফিসে হোক। হ্যাঁ। একটা নির্দিষ্ট সময় ধরে নিন যে এতটা থেকে এতটা আমি পুরোপুরি কোনো কাজ করবই না। সেটা ওই যে হোয়ার আপনি বলেছিলেন এর আগে এখন সাইলেন্ট করে। সেটা হয়তো আপনি ত তখন উনাদেরকে জানিয়ে করেন না। এখন আপনি জানিয়েই বলে দিন যে আ যদি আগেই করে দেই যে অসম্ভব জরুরি কিছু যেটা এখনই কাজ করতে হবে এরকম কিছু না হলে অনুগ্রহপূর্বক আমাকে এই সময়ের পরে নক না করলে ভালো হয় বা এরকম ক হ্যাঁ? সেই সময় হয়তো আপনি মেইলও চেক করবেন না। সো আপনি যদি এরকম ১০ টা ঘন্টা জীবনে বের করে নিতে পারেন। ধরলাম রাত ৯ টা থেকে সন্ধ্যা সকাল ৭ টা বা ৮ টা পর্যন্ত সেটাও ১১-১২ ঘন্টা হয়ে যায়। হুম? সেটা কিন্তু আপনার নিজের একটা সময় হয়ে গেল। সেই সময়টা আপনার পরিবারের সঙ্গে থাকলেন, দিলেন। আর এছাড়াও দিনের ফাঁকে, ফাঁকে ছোট্ট, ছোট্ট কিছু রিচার্জ করে নেয়া। আমি নিজেকে কিন্তু ভালো যে হ্যাঁ। কাজের ফাঁকে একটু উঠলেন উঠে হাঁটলেন। ম্যা বাইরে একটু অফিসের পাশে কোনো খোলা জায়গা থাকলে সেখানে একটু হট করে দেখুন লাঞ্চ এর পরে গেলফে হেঁটে আসলেন। এগুলো কিন্তু আপনাকে সাহায্য করতে পারে
তে সেটাই, সেটাই। জি, জি। এ জি। জি, জি। হুম। হুম। জি, জি, জি। জি। জি ১১ জি। ওকে। জি, জি। জি। আপনি আসলে চমৎকার বলেছেন কিন্তু। আ যে যদি আ ওই ৯ঃ০০ থেকে বা ১০ঃ০০ থেকে সকাল ৭ঃ০০ অন্তত। যদি স্থির করি, সেখান থেকে যদি আরো এদিকে ১ ঘন্টা ওদিকে ১ ঘন্টা বাদ যায়। আ ৯ ঘন্টার জায়গায় যদি ৭ ঘণ্টাও হয় তবুও সেটা মন্দ না আরকি। আ তো সেটাই আপনি খুব ভালো পরামর্শ দিয়েছেন। যে নিজের জন্য কিছুটা সময় রাখা। আর নিজের কাজের মাঝে, মাঝে একটু ঘোরাঘুরি যাতে rechargeable করা যায় নিজেকে আরকি। এ সেটাও খুব ভালো। হ্যাঁ, আমি অবশ্য মজ মাঝে, মাঝে কাজ করার ফাঁকে, ফাঁকে একটু হাটি। আর ঐ যে তখন একটু কফি খাই। একটু হালকা, যদি কেউ না থাকে? একেবারে, তখন একটুখানি গান শুনি। সেটা হচ্ছে যদি কেউ না থাকে? এ নিজেকে, একটু আরেকটু প্রান শক্তি নিজের ভিতরে সঞ্চয় করার জন্য। তো আপনার পরামর্শ খুব ভালো লাগলো আসলে। চেষ্টা করব। যে চেষ্টা করতেই হবে। সুস্থ থাকতে হবে তো। সুস্থ থাকতে হবে যতদিন কাজে আছি। কাজটাও সঠিকভাবে করতে হবে। আবার ব্যক্তিগত জীবনটাও বাদ দেয়া যাবে না। আ তো খুব ভালো লাগলো আপনার সাথে কথা বললে তে পেরে। বিশেষ করে আমার এই যে, ম একটা মানসিক অশান্তির মধ্যে যাচ্ছিলাম কাজ নিয়ে। যে শুধু দম বন্ধ করে কাজ করছি। সেইটা থেকে আপনার একটা সো চমৎকার পরামর্শ দিলে। আ চেষ্টা করব সেটা করতে। আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
জি। হু, হু। বাহ! হ্যাঁ, অবশ্যই। উ জি, আপনাকেও ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন।